দেখুন আমি আসলে সম্প্রতি একটা বিষয় আ একটা অভিজ্ঞতা আমার হয়েছে। সেটা হলো কি, গতকাল না আমি আসলে Facebook টা খুললাম। খুলে একটু দেখলাম স্ক্রোলিং যখন করতেছিলাম। দেখেছি মেট্রোরেল যেটা আছে, আমাদের দেশে। এই মেট্রো রেলটা না উল্টে আগুন ধরে গিয়েছে। এরকম একটা পুরা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। মানে ভাইরাল বলতে কি আমার সামনে এসেছে আরকি। পরে আমি না আসলে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছি, "কিরে! মেট্রোরেল আবার আগুন কখন ধরলো? আয় হায়।" মানে এই বিষয়টা কিন্তু আমার মধ্যে দেখা দিল। পরবর্তীতে আমি একটু দেখেছি খুব মানে খুঁটিয়ে-নাটিয়ে দেখেছি যে ভিডিওর মধ্যে আসলে, সেটা আসল নাকি নকল। তো পরে বুঝতে পারলাম কি, যে মানুষজনের স্ট্রাকচার টা দেখে বুঝতে পেরেছি যে এটা আসলে AI দিয়ে বানানো ছিল। এটা আসলে কোন হু উ
হুম। হ্যাঁ। হুম। ও! আচ্ছা, আচ্ছা মানে পুরো ভিডিওটা AI দিয়ে আসলে তৈরি করা হয়েছিল?
হ্যাঁ, এটাই তো। আমি আসলে এইটা ঘাবড়ে গিয়েছি। তা আমার মত সচেতন যারা তারা তো আসলে এই বিষয়টা করবে না। তাই না? বিশ্বাস তো সহজ করবে না।
ওহহো। <chuckles> হ্যাঁ। একদম, একদম, একদম। কিন্তু ওই যে সাধারণ মানুষজন যারা আছে তারা তো হয়তো বা এই জিনিসগুলোই দেখে কিন্তু সহজেই বিশ্বাস করে ফেলবে। এবং এগুলির কারণে দেখা যায় যে সেনসিটিভ কোনো একটা ইস্যু যদি হয়, তখন কিন্তু সমাজের মধ্যে আসলে একটা অস্থিরতা আসলে তৈরি হয়ে যেতে পারে, এই ধরনের খবরের কারণে ছড়িয়ে পড়লে। তো এই যে আপনার আশেপাশের মানুষজন যখন তারা হয়তো বা এই জিনিসগুলিকে বিশ্বাস করছে, কিংবা এই ধরনের খবর তারা হয়তোবা নিজেরাও আসলে শেয়ার করছে সোশ্যাল মিডিয়া তে সবাই মানে ছড়িয়ে দিচ্ছে জিনিসগুলি। তো তাদেরকে এরকম সতর্ক করার জন্য কি কখনো আসলে কোনো এরকম কিছু উদ্যোগকে আপনি নিয়েছেন? কিংবা তাদের সাথে আসলে এগুলির ব্যাপারে কথাবার্তা বলা হয়?
হুম। হ্যাঁ। অবশ্যই। সেটাই। উম এটা আসলে বন্ধু-বান্ধবদেরকে বলা হয় বেশি একটা। অপরিচিত মানুষকে আমি কিভাবে বলব, তাই না? হ্যাঁ, যদি দেখি যে কেউ আসলে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তখন হয়তো তাকে বল
হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। জ্বী, মানে ক্ষতি হয়ে যাচ্ছে বড় ধরনের কোনো তখন বলেন।
উমহু। তখন হয়তো বা তাকে কিছু টিপস হলেও দেই আরকি। তো তাকে বলি, "উম দেখো তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করছ। কোনো সমস্যা নাই। কিন্তু নিজের থেকে যে তুমি শেয়ার দিবা ওইটা দরকার নেই। কারণ তুমি তো নিজেই জানো না যে তথ্যটা কতটা সত্য, কতটা মিথ্যে, হ্যাঁ?" তাছাড়া হচ্ছে যে ত ওই যে ফরওয়ার্ড করার কিন্তু একটা অপশন থাকে। বলে যে এই যে, <coughs> "একটা এই বিষয়টা যদি আপনি ফরওয়ার্ড করেন, তাহলে আপনি এতগুলা টাকা জিতবেন। বা আপনার জন্য কিন্তু মঙ্গল হবে।" এই কথাবার্তাগুলা কিন্তু আসলে আসে অনেক সময়। উহুম, ফ্যামিলি বিষয় থাকে। তা আমি বলি যে, "ফরওয়ার্ড করবে না।" হুম, হুম তাছাড়া বলি যে, "কমেন্ট করবে" হ্যাঁ।
আচ্ছা। হু, হু। একদম, একদম। হুম। মানে একটা স্কাম স্কাম করার চেষ্টা করা হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা। তো এই যে হুম। অনলাইন এ এরকম আসলে মিস-ইনফরমেশন ঠেকাতে সবচেয়ে ভালো উদ্যোগটা কি হতে পারে আপনার ক্ষেত্রে? যদি এক কথায় যদি বলতেন।